কাজে বা মিটিং এ আপনি কেমন করে নিজের কথা তুলে ধরেন?
<smacks lips> আ কাজ বা মিটিং এ বিশেষ করে কর্মক্ষেত্রে অ্যা আ অবশ্যই নিজের যে আ পারফরম্যান্সটা সেটা প্রকাশ করাটা খুবই প্রয়োজনীয়। এখনকার সময়ে বিশেষ করে, আ বিশেষ করে যখন এত কম্পিটিশন কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে নিজে কি করেছি বা নিজের যে আ পারফরম্যান্স গুলো আছে, এক্টিভিটিস গুলো আছে যেটা আমি হয়তোবা কর্মক্ষেত্রে করেছি। কিন্তু আ সেটা হয়তোবা আমার যে আ সিনিয়ররা আছেন, হ্যাঁ? তারা হয়তোবা জানে না। যেমন মিটিং এর দিনগুলোতে দেখা যায় যে সবাই একসাথে বসা হয়। তো সেক্ষেত্রে ঐ স
হুম। জি। আচ্ছা। হুম। তার মানে ওইখানে বললে সবাইকে একসাথে বলা যায় আরকি। তাই তো? সবাইকে এক ব এক ব এক একসাথেই একবারে বললেই সবাই আসলে বুঝতে পারে। এরকমও কি নাকি?
একদম।